উ আ পড়ালেখার বইও পড়তে ভাল লাগে, খারাপ লাগে না ভাই। <laughs>
উফ! উফ! ভাই, মানে মানে আমার বাসায় আসেন। আমার বাবা-মা অনেক খুশি হয়ে যাবে।
আ আরে ভাই বইলেন না ভাই। এইটা এইটা হচ্ছে যে ছোটবেলা থেকে হচ্ছে যে একটা অভ্যাস নিজে থেকে তৈরি করে নিছি।
জি, জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। জি, জি। চমৎকার, চমৎকার, চমৎকার। এ তবে একটু যদি বলতেন ভাই কেমনে করছেন? আমারও আসলে দরকার এগুলা আসলে জীবনে।
তখন থেকে যে <chuckles> ভাই, আপনি মোবাইলটা ফেলে দেন ভাই। আপনার মোবাইলটা ইউজ করা কমায় দেন, আপনি বই পড়া বেড়ে যাবে ভাই। <chuckles>
উ উ আচ্ছা, আচ্ছা, আচ্ছা, ঠিক, ঠিক। এটা কিন্তু ভালো বলছেন। চমৎকার একটা point বলছেন। জি ভাই। জি উ হু।
এইটাই, এইটাই আর কি ভাই। তো যেটা বলছিলাম ভাই সেটা হচ্ছে কি যে, এ একটা বইয়ে পড়ছিলাম ভাই যে তুমি ক্ষুধার্ত থাকা অবস্থায় কখনো হচ্ছে উ কোথাও খেতে যাবা না।
উ হু। উ হু।